অবশ্যই কারণ দে দেখা যাচ্ছে যে বাচ্চারা তো সময় দিতে চাবেই এবং ওদের আগ্রহর জায়গাটা যদি সময় মতো ধরতে পারা না যায়, তাহলে কিন্তু দেখা ও ওদেরও যেমন কষ্ট, বড় র যারা আছে তাদেরও কিন্তু কষ্ট। কা
একদম ঠিক।
আপনি কিভাবে ব্যস্ত থাকবেন এবং বাচ্চাদেরকে কিভাবে সময় দিবেন এটা কিন্তু খুবই একটা মানে ভালো দিক যে আপনি বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছেন। শুধু কি 'ঠাকুরমার ঝুলি'-ই শোনাচ্ছেন নাকি নিজেরাও একটু গল্প, আছে না যে একটা গল্প তৈরী করা, যে বাচ্চাদেরকেও সেটাতে উৎসাহী করে দেওয়া যে, হয়না যে একটা গল্প আপনি কিছু বলা শুরু করলেন বা ওদেরকেই এনে ফেললেন গল্পের মধ্যে তাতে করে নিশ্চয়ই তারা অনেক মজা পায়।
ধন্যবাদ। একদম ঠিক। হুম, হুম। ঠিক। একদম ঠিক। এরকম কিন্তু হ্যাঁ, হ্যাঁ অবশ্যই এরকম কিন্তু একটা ঘটনা আছে যেটা কিন্তু আমার বোন আমাকে ছোটবেলায় শোনাতেন। ঠিক আছে? এটা ভূতের গল্প।
এমন কখনো করেছেন? হু। সেটা অবশ্যই একটু শুনতে চাচ্ছি।
জ্বি সেটা ছিল কি যে একটা মেয়ে সে পরীক্ষা খারাপ করে তো তার বাসা থেকে অনেক বকা দেওয়া হয়। তো সে না বাসা ছেড়ে চলে যায়। তো সে জঙ্গলে চলে যায় তো আরকি ভূতের একটা মালিনীর একটা ঘটনা ছিল। তো এই মালিনীর ঘটনা কিন্তু এখনো আমি মাঝ বাচ বাসায় যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে শুনাই। তো তারা কিন্তু অনেক বেশি মুগ্ধ হয়ে যায়। আর তারা কিন্তু বারবার একই গল্প শুনতে অ্যাঁ শুনতে চায় বা এরকম কিন্তু আরো অনেক গল্প আছে যেগুলা বললে না তাদের সাথে খুব সহজেই কিন্তু আপনি মানে সম্পর্কটা গড়ে তুলতে পারবেন। আর তার সাথে, সাথে আপনি যদি চান যে তারা আ ভালো কনটেন্ট দেখুক, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার আ মানে মানে বড় হিসাবে কিন্তু দেখা খুবই জরুরি। তো আমি কিন্তু চেষ্টা করি তাদেরকে YouTube Kids যেই অ্যাপটা আছে সেটা ব্যবহার করতে দেওয়া। আর তার সাথে, সাথে তারা কোন অ্যাঁ মানে মানে সোশ্যাল মিডিয়াতে কি দেখছে এটা কিন্তু অ্যালগরিদমটা বুঝতে হবে। আপনি যদি ফালতু বা উল্টাপাল্টা জিনিস দেখে তাহলে কিন্তু চলবে না। তো ভালো অ্যালগরিদমও কিন্তু দেখাটা খুব জরুরি বাচ্চাদের জন্য।
ও! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ইসে ইসে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। আচ্ছা, আচ্ছা। অবশ্যই।

আচ্ছা এটা একটা ভালো বুদ্ধি। কারণ, সত্যি মানে তাহলে সবদিকেই কিন্তু সামলানো যাচ্ছে। আপনার, যেহেতু আপনি আপনার মত করে বিষয়টিকে সাজিয়ে নিচ্ছেন। যার জন্য আর কি সমস্যায় পড়তে হচ্ছে না এরপর থেকে। তো আপনি যেভাবে, এগোচ্ছেন। মানে আপনি যেভাবে phone একটা নির্দিষ্ট সময় mode নিয়ে যাচ্ছেন। তারপর দূরে রাখছেন, কখনো বন্ধ করে রাখছেন বা, মানে ঘুমানোর আগে। নির্দিষ্ট সময় থেকে আপনি এটা কাছেই থাকছেন না বা, অ্যাপ select করে রাখছেন, notification দিয়ে রাখছেন। এর বাইরে এই এই যে এই বিষয়গুলো, আপনি কি আপনার পরিবার বা, বন্ধুবান্ধব বা, অন্য কারো উপর প্রয়োগ করতে গিয়েছিলেন? বা, সেটা করতে গিয়েও কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন?
একদম ঠিক। অবশ্যই আমি কিন্তু, যে আমাদের বাসায় কিন্তু, একটা নিয়ম আছে। যে আমরা যখন রাতে আ বসে খাবো। তখন কেউ phone ব্যবহার করবে না। কারণ আ রাতে খা ...চ্ছি যে রাতে খাই খেতে বসলে কিন্তু, পরিবারের সাথে কিন্তু, অনেক কথা ক কথন কিন্তু হতে পারে বা, আলাপ আলোচনা হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা phone যদি ব্যবহার করি তাহলে কিন্তু সেখানে সময়ও নষ্ট করি। তার সাথে কোনো কিন্তু কথা হয় নাই কিন্তু নিজেদের ভিতরে। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই এরকম একটা ঘটনা ঘটেছিল। বেশি না, বেশিদিন না, ২ মাস আগে যে আমরা এরকম আড্ডা দিচ্ছি বন্ধুরা। ঠিক আছে? তো এই আড্ডা দিতে দিতে দেখি, আ যে সবাই বসে কথা বলছি বা, একটু আ মানে আলাপ আলোচনা করছি। কিন্তু আমার একটা বন্ধু যে আরকি নতুন নতুন আ মানে প্রেম করছে সে ফোনে ব্যস্ত। সে phone ব্যস্ত phone তো
জ্বী জ্বী। আচ্ছা, এটা একটা ভালো। একদম, একদম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ওহোহো! আচ্ছা আচ্ছা। মানে আপনাদের মধ্যে সে থেকেও নেই আরকি। সে ব্যস্ত phone নিয়ে। হ্যাঁ হ্যাঁ।
জ্বী, জ্বী, তো তখন আমি তাকে আ মানে একটু পচিয়ে বললাম বা একটু ঠা টিটকারি মেরে বললাম। যে তুমি যে phone ব্যবহার করছো, এটা তো তুমি বাসায় করতে পারতো। তুমি এখানে কেন আসলে? এই স্ক্রিন screen time টা তুমি বাসায় যেয়ে দাও। তো পরে কিন্তু সে লজ্জা পেয়ে যায়। আর এই যে প্রিয় মানুষকে নিয়ে বলছি। সে সেও কিন্তু বুঝতে পারে। তো পরে কিন্তু এই জিনিসটা কিন্তু আর হয় নাই আ বা এটা কিন্তু দেখেন। যে আপনি যদি screen time বেশি করেন তাহলে কিন্তু বুঝিয়ে বলতে হবে। বুঝিয়ে বললে কিন্তু মানুষ বুঝে।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা।